আচ্ছা, চিন্তা বেশি হলে উম সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফোকাস ফিরে পান? সেটার কোনো উপায় আছে?
আ জি আসলে এ জি আসলে বলতে গেলে কি যে এরকম চিন্তা কিন্তু হরহামেশাই মানে আসে জীবনের মধ্যে। কারণ দেখা যায় কি যে এটা এক কথায় জীবনের একটা অংশ। যত বেশি আমরা বড় হচ্ছি তত বেশি আ চিন্তা কিন্তু মানে আমাদের মাথার মধ্যে চলতে থাকে। যেমন বাচ্চাকালে দেখা যায় কি যে এই চিন্তা কিন্তু করতে হতো না। দেখা যায় যে আ পড়াশোনার খরচ বলেন থাকা খাওয়া যা যাবতীয় যত খরচ আছে বা এগুলো দেখা যায় বাবা মারাই আ বহন করত বা মানে এককথায় চিন্তার কোনো তেমন একটা বিষয় ছিল না। তখন চিন্তার বিষয় ছিল যে আ পড়াশোনা একটু ভালো করা লাগবে বা একটু খেলাধুলা থাকবে হ্যাঁ জি, জি। কোনো খেলাধুলা থাকলে ওইখানে একটু উ উত্তীর্ণ হতে হবে। এরকম একটা প্রবণতা ছিল আরকি। কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে, আস্তে বড় হচ্ছি। আস্তে, আস্তে একটু নিজের পায়ে দাঁড়ানো লাগছে বা আ দেখা যায় এখন কিন্তু পরিবার এক কথায় মানে আশা করছে যে আমরা তার তাদের পাশে দাঁড়াবো আরকি এরকম সময়। তো এর জন্য এখন দেখা যাচ্ছে চিন্তাটাও একটু বেশি বৃদ্ধি পাচ্ছে আরকি। এটা অর্থনৈতিকভাবে হোক বা হতে পারে এ একাডেমিক কোন কারণে বা ক্যারিয়ার এর ভাবে হতে পারে। তো বিভিন্ন ধরনের টেনশন কিন্তু আইসা পড়ে আরকি এরকম। আ তো দেখা যায় এরকম চিন্তা যখনই আসে তখনই কোন একটা কাজ করতে বসলে ঐটাতে আ মনোযোগ হারায় ফেলি বা এব দুশ্চিন্তার কারণে দেখা যায় যে একটা ভালো ফলাফল যে করব ওইটা আর হয়ে ওঠে না আরকি। তো এর জন্য মাঝে মধ্যে একটু বিপাকে পড়ি। জি।
হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। মানে রেজাল্টটা ভালো করা লাগবে এই জি। হু। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আচ্ছা, আচ্ছা। ক্যারিয়ার ভাবে হোক দেখানো বা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। আচ্ছা। আচ্ছা এই যে বলছিলেন যে হ্যাঁ চিন্তার আ জন্য আ দেখা যাচ্ছে যে মনোযোগ হা হারিয়ে যাচ্ছে বা আসলে থাকে না যে খুব বেশি চিন্তা। আপনি যেটা বলছিলেন যে বাচ্চাকালে হয়তোবা খুব বেশি চিন্তা করতে হতো না কারণ সেই সময় বাবা মায়াই থাকতেন সব ডিসিশন নেওয়ার জন্য বা তারাই হচ্ছে যে দেখা যেত যে জীবন চালানোর জন্য তারাই হয়তো বা অর্থনৈতিক ভাবেও সাহায্য করতেন। ঠিক আছে কিন্তু কিছু, কিছু জিনিসে তারাই আমাদেরকে ডিসিশন দিয়ে দিতেন এটাই বলছিলেন আসলে আপনাদেরকে। তো এই যে উম এই ফোকাস যে হারিয়ে যাচ্ছে বা আপনি যেটা বলছিলেন যে এখন অর্থনৈতিক ভাবে চিন্তা চলে আসে বা ক্যারিয়ার বা একাডেমিক ভাবে চিন্তা চলে আসে। যেহেতু বাবা মা রা প্রত্যাশা করে আছে। তো কোন কাজের ক্ষেত্রে যে ফোকাস হারাচ্ছে সেক্ষেত্রে আ কিভাবে এই জিনিসটা বুঝতে পারেন যে আপনার ফোকাস হারিয়ে যাচ্ছে।
জি, জি। একদম, একদম।